জি চমৎকার বললেন আসলে। এই যে মুখস্থ কেন্দ্রীক এ প প পড়াশোনা করলে বা শিক্ষা হলে, এটা স কিছু ক্ষেত্রে সমস্যা হয়, আবার কিছু ক্ষেত্রে এটা এটারও প্রয়োজন আছে। একদম ছেড়ে দেওয়া উচিত না, এটা আপনার কথা থেকে বোঝা গেল। তা এই যে, যে আপনি বলছিলেন যে, পরীক্ষা আ আ না হলে দেখা যাচ্ছে যে, কারিগরি শিক্ষা বা হাতের কাজ যেটাকে বলা হয়, সেটা বাড়ালে ভালো হয়। পরীক্ষাটা আ কি, না থাকলে কি য যাচাই করা যাবে, আসলে কে পড়াশোনা ঠিকমতো করছে, নাকি পড়াশোনা ঠিকমতো করছে না? এটা যাচাই করার মাধ্যমেই তো পরীক্ষা। তা এটা আর কি এ না থাকলে কি অনেকে কি একটু, উ ই হয়ে যাবে? তার মানে অলস হয়ে যাবে বা প পড়াশোনার মধ্যে ফাঁকি চলে আসতে পারে না, কি বলে কি আপনি মনে করেন?
হুউম। হুম, হুম। জি। হু। আসলে পরীক্ষা কিন্তু অনেকভাবে হতে পারে অবশ্যই। এটা তো হচ্ছে যে, একটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা যেটা হচ্ছে, পাশ করার জন্য। আরেকটা হচ্ছে আপনি পরীক্ষা দিবেন কিন্তু মনে হবে না যে, আপনি পাশ করার জন্য পড়ছেন। এটা ক্যামনে হতে পারে হুম, হ্যাঁ, এম
জি। জি, জি, জি। তার মানে একটা বায় ভালো পরিবেশে আরকি, তাই তো? যে ওরকম ভাবে সে, একদম আনুষ্ঠানিকভাবে না, তাইতো?
হ্যাঁ, মনে করেন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল। বলল যে, "আসলে তুমি এটা থেকে কি বুঝলা? নিজের জীবনের সাথে রিলেট করে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসো।" তো সেটা। এটা আর কার কাছ থেকে শিখবে? আর তারপরে হচ্ছে যে, আপনি মনে করেন যে আপনাকে বলল যে, আ মানে "এই জিনিসটা নিয়ে একটা ওয়েবসাইট বানাও।" যারা ওয়েব স্টুডেন্ট, তাদেরকে বললো "একটা ওয়েবসাইট বানিয়ে ফেলো, তোমার নিজের নামে।" যেমন আমার বোনকে দেখেছিলাম তাদের একটা কোর্সে বলেছে যে, তার নিজের নামে একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে, সেটা কিন্তু ফ্রি। সে কিন্তু টিউটোরিয়াল দেখে, দেখে শিখেছে। শিখে কিন্তু সে নিজের একটা ওয়েবসাইট বানাইছে। এটা কিন্তু পুরোপুরি খুবই সোজা কিন্তু। একটা সে ইন্টার এর প পড়ুয়া ক্লাস এর স্টুডেন্ট যদি এগুলো করতে পারে, তো এটা তো যে কেউ করতে পারবে। তো এরকম গুলোই তো হচ্ছে শিক্ষা। তারা পড়েছে, পড়ার পরে আসলে ব্যক্তিগত জীবনে তাদেরকে দিয়েছে। আর এটাতে কিন্তু কিছু পয়েন্ট ও ছিল। এগুলোই কিন্তু, এভাবে যখন শিখে তারা কিন্তু রিয়াল লাইফ এ জিনিসটাও বুঝে, আর পরীক্ষাটা কিন্তু আসলে ভয়ংকর হয়ে যায় না। মানে আপনার ১০০ মার্কের পরীক্ষা, এরকম না। আপনি হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। পরীক্ষার কিছু, কিছু মনে করেন ২০ মার্ক, ৪০ মার্ক নিতে পারেন। কিন্তু বাকিটা প্র্যাকটিক্যাল বা রিয়াল যখন করা হয়, তখন কিন্তু আসলে শিখাটা আরও বেশি ভালো হয়।
হু, হু। জি, জি, জি, জি, জি। হ্যাঁ। যাক অনেক ভালো একটা কাজ করেছে। <chuckles> হু। হ্যাঁ। হু। জি, জি। হু, হু।

আ সেই ক্ষেত্রে অত বেশি কষ্ট কিন্তু হবে না। কারণ অনলাইন শিক্ষা কিন্তু আলরেডি আছে। আপনি যখন মানে traditional exam এ দিবেন না। প্রথমত অনলাইনেও কিন্তু এক্সাম দেওয়ার অনেক রকম, আ হচ্ছে যে, উপায় আছে। বিশেষ করে এখন কিন্তু আ যেই জিনিসটা হয়, সেটা হচ্ছে যে, আপনি অনলাইনের ক্ষেত্রে আ অনেক বড়, বড় ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আমেরিকান কান্ট্রি বলুন, এমনকি বাংলাদেশীরাও অনেক ইয়া, ইয়া প্রাইভেট ইউনিভার্সিটিতে। ওরা কিন্তু অনলাইন পরীক্ষার সিস্টেম আছে যেখানে টাইমার দেয়। আপনি আসলে
উম জি, জি। জি। আচ্ছা। জি। হ্যাঁ, কোভিডের সময় তো হয়েছিল। কোভিডের সময় তো পপ সারা বা দেশেই হয়েছিল। জি।
হ্যাঁ, কোভিডের সময়ও হয়েছিল। এখানে হয়তো concern থাকতে পারে যে, আসলে তারা চিট করছে কিনা। কিন্তু আপনি যখন open book exam দিবেন তখন তো এখানে চিট করার কিছু না। কারণ আপনি নিজে থেকে দিতে হবে। আবার হচ্ছে যে, এক্সাম হু, আ মানে অনলাইন এ যে, এক্সাম পোর্টাল গুলো, এগুলো কিন্তু অনেক strong authentication করা থাকে। সেখানে কিন্তু আসলে আপনার ক্যামেরাটা অন থাকে। আপনার যারা শিক্ষকরা তারা কিন্তু দেখতে পারে যে, আপনি কি করছেন না করছেন। Zoom এর মধ্যে বসে থাকতে হয় না। এই স্টাডি যে, একটা অ্যাপ এগুলোই কিন্তু আসলে রেকর্ড করে স্টুডেন্ট দেরকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক কিছুই করা যায়। সবকিছুই ইচ্ছা করলে করা যাবে। শুধু একটু আ first infrastructure একটু অবশ্যই খরচটা করতে হবে। কিন্তু যে, পরিমাণে খরচ হ্যাঁ
হুম। হ্যাঁ। জী। হু, হু, হুম। হুম। এবং অ্যা সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে যতটুকু সময় লাগে আরকি তাইতো? জি।
জি। সেটাই। একটু পরিবর্তন আসবে সবার attitude একটু চেঞ্জ হতে হবে। কিন্তু সব মিলে কিন্তু আসলে একটা ভালো পরিবর্তন আসতে পারে এই ক্ষেত্রে।
জি, চমৎকার বললেন! আসলে এবং এরকম যদি একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে বা একটু ১ম, দিকে একটু অনভ্যস্তথা থাকার কারণে অন্য একটা আ জিনিসে অভ্যস্থ থাকার কারণে একটু মানিয়ে নিতে কষ্ট হতে পারে। কিন্তু মানিয়ে নিতে পারলে বোধহয় এটাই আরো ভালো এবং এটাই বোধহয় অ্যা শিক্ষাকে আরো অনেক অ্যা দে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। তো এই যে, যে, অ্যা আপনি পরীক্ষার কথা বললেন বা যে, যেইগুলো বললেন সরকার এইগুলো আসলে কেন মানছে না যে, এটা কি অনেকটা এরকম অ্যা কারণে হতে পারে? যে, আগের প্রজন্ম থেকে যা চলে আসছে তাই চলে আসুক এটাতে আর হাত দেওয়ার দরকার নেই? নাকি তারা চা অ তা মানে অনেক ক্ষেত্রে চাচ্ছে না বা অনেক ক্ষেত্রে নিজেদের ক্ষমতা সম্পর্কে আসলে ওয়াকিবহল না যে, আসলে এটা আমরা করতে পারবো বা তাদের আত্মবিশ্বাস নেই যে, এরকম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। কেননা ইউরোপের থেকে শুরু করে উন্নত দেশে তো এরকম শিক্ষা ব্যবস্থাই হচ্ছে। তাহলে আমাদের দেশে কেন হচ্ছে না বলে আপনি মনে করেন?
হুম। অবশ্যই। হু, হুম। উ উম জি।